হ্যালো! ভাই শুভরাত্রি। আপনি কেমন আছেন?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
জি ভালো আছি। আপনি কি করছেন? কি ভাবছেন এখন?
এই তো ভাই, আমাদের হচ্ছে ধরুন, আ একটা ঝামেলা মিটিয়ে মাত্র আরকি একটু স্বস্তি পেলাম আরকি। মানে পরিবারের মধ্যে ঝামেলা হলে যে কি অশান্তিটা সৃষ্টি হয় ভাই আপনাকে কি করে বুঝাবো?
হুম, হুম, হুম। আচ্ছা। হুম, হুম, হুম।
আপনার পরিবারে কি কখনো ঝামেলা লেগেছে যেটার কারণে আপনি অনেক মানে অস্বস্তি বা অশান্তির মধ্যে ছি ছিলেন?
হ্যাঁ। হ্যাঁ, বেশ কিছুদিন আগে একটা ব্যাপার নিয়ে বলি, আমার আসলে একটি ছোট ভাই রয়েছে। আমার ৭ বছরের ছোট আরকি সে। আ সেক্ষেত্রে বে সে এখন ক্লাস 10 এ পড়ে আরকি। তো ছোট মানুষ তো বাবা-মার কথা শোনে না। তো আমি ওর বড় ভাই। অনেক বিষ হুম, এমনটাই আরকি। তো বাবা-মার কথা সে শোনে না। তো আমি অনেক বিষয় নিয়ে বলি। যেমন আ সে বেশ কিছুদিন আগে আ বলছে, বা সে হচ্ছে রাতে বাইরে যাবে
আচ্ছা, আচ্ছা। আচ হ্যাঁ, হ্যাঁ, ছোটরা তো এরকমই হয়। আচ্ছা। হুম, হুম।
তো রাত তখন রাত ১২ঃ০০ বাজে। বলে যে আমার বন্ধু আরকি ডাকতেছে, একটা সমস্যায় পড়ছে। তো সে অনেক ছোট মানুষ। আ সেক্ষেত্রে আমরা নিষেধ করছি যে, "তুমি আসলে ওখানে যেও না। এখন অনেক রাত হয়েছে। যদি প্রশাসনিক কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে আ তোমার আ একটা আ দোষারোপ চলে আসলে সেক্ষেত্রে তোমার মামলা হয়ে যাবে। অন্যান্য ক্ষেত্রে তোমাকে তখন, তোমার জীবনটা হেল হয়ে যাবে এককথায়।" তো এই বিষয়গুলা নিয়ে যখন বলা হয় হুম, হুম। তখন সে কি করে, যে কথা শোনে না। সে রাগা রাগান্বিত হয়ে যায়। আমার মতের মানে আমাদের মতের বিরুদ্ধে যেয়ে সে হচ্ছে গেটে লাথি দেয় যে "আমি যে করে হোক আমার বন্ধুর কাছে যাব," হ্যাঁন-ত্যান। এরকমটা আসলে হয়েই থাকে আরকি। যেহেতু সে বাচ্চা মানুষ এজন্য আসলে এমনটা হয়। আপনার ক্ষেত্রে কি কখনো ভাই বা বন্ধু এমনটা হয়েছে কিনা?
আচ্ছা, আচ্ছা। হুম। হুম, হুম, হুম, হুম। হুম। না, না এখনকার আজকালকার দিন তো অনেক খারাপ ভাই কি বলবো? হুম। হ্যাঁ, হ্যাঁ।